আপনারাও তো পার্সোনালি ১ টা দুটা এ আ কাজ করলেন। কিন্তু আর কি মনে হয় সামাজিকভাবে বা সাংস্কৃতিকভাবে আমরা কি করতে পারি? উম বা যে একটু জোটবদ্ধ আকারে যেট যেন ওদের অ্যা মানে মানুষ আমরা সামাজিক জীব। এই সামাজ সমাজের মধ্যেও অন্যরা যেন আবার একটু বেশি একা না হয়ে যায় আরকি। কি করা যেতে পারে?
হ্যাঁ, দেখুন, আমার কাছে মনে হয় এই যে আমরা যে আ আমাদের কথা যদি বলি আমরা যে কাজটা করেছি, এইটা যে আমরা ভালো কাজ করেছি বিষয়টা এমন না। আমার কাছে মনে হয় যে এটা দায়িত্ববোধ, ঠিক আছে? এটা আমাদের সবার দায়িত্ব। কারণ একে ওপরে <blows air> খোঁজখবর নেওয়া
জ্বি, জ্বি। আসলেই হ্যাঁ, আসলেই। কিন্তু এই, এই এই, অনুভূতিটা কিন্তু আমি দুঃখিত আপনাকে একটু থামানোর জন্য। মানে এই অনুভূতিটা কিন্তু সবার মধ্যে নাই। এই যে আপনার কাছে মনে হয়েছে দায়িত্ব, কিন্তু অনেক লোক কিন্তু হয়তো অনেকে উনাকে নিচু চোখে দেখছে। অনেক ইয়ে করছে, ভালোভাবে দেখছে না, "কি করে এরকম।" মানে এটাও কিন্তু সমাজের একটা উর মানে বাজে দিক আমি বলব। অ্যা তাই না?
হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, সেটা ঠিক। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। এই যে আমি যেমনটা বললাম যে এই যে আপনার আমাদের বাড়ির ছাদে যে ভাইয়াটা থাকতো, উনাকে নিয়ে না? আপনার নতুন একটা ভাড়াটিয়া এসে কমপ্লেইন করছে যে "এরকম একা একটা ছেলে থাকে। অবিশ্বস্ত বা কিছু কি, কি, না কি হয়?" এবং এটা নিয়ে খুব কঠোরভাবে আসলে আমাদের বাড়িওয়ালাকে কমপ্লেইন করে। সে আসলে ফোনে, ফোনে, সবার সাথে যোগাযোগ করে। তো সে বলে দিছে যে "আপনার যদি ভালো না লাগে, আপনি চলে যেতে পারেন। কিন্তু সে এরকম কিছু করবে না এবং সে অনেক বিশ্বস্ত।" তো এই যে এরকম যে বিষয় যে কিছু, কিছু, মানুষ থাকে এরকম হ্যাঁ, সে তো আসলে বুঝেছে কষ্টের জায়গাটা। হয়তোবা একটা রুমে থাকলে কি হবে? তার তো আর ক্ষতি হচ্ছে না, ঠিক না? একটা মানুষ উপকার করতে পারলে আসলে মনে, মনে, যে দোয়া করে। ঠিক না? সে তো নিশ্চয়ই দোয়া করছে বা শুকরিয়া করছে। এটাই তো অনেক হ্যাঁ, একদম।
জ্বি। হু, হু হুম। আচ্ছা। হুম বাড়িওয়ালাও তাহলে ওনাকে সমর্থন দিয়েছে। আচ্ছা। হু। আসলেই। হুম, হুম, হুম। ওনার তো কোনো লস নাই, সেটাই। ওনার একটা রুম ছিল সেটা কোন কাজে লাগছে না, সেটা আরেকজনকে সাহায্য দিচ্ছে। এটাও কিন্তু অনেক বড় আ এই যে ঢাকা শহরে, একজন মানুষকে থাকার জায়গায় ব্যবস্থা করে দেওয়া, এটা কিন্তু খুবই ছোট ব্যাপার নয়।
হ্যাঁ, সেটাই। একদম, একদম। ঠিক। তো এটাই আসলে আমার মনে হয় এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব একে-অপর। কারণ অনেকে কিন্তু লজ্জায় বলতে পারে না যেমন যে ভাইয়াটা। এবং অ্যা সত্যি কথা বলতে অ্যা মানে আমার বাবাও একটু বিরোধিতা করেছিলেন আম্মুর সাথে যে আসলে "একটা মানুষকে অপরিচিত এরকম ডাকতেছো, একটা বিপদ।" মানে সে তো সা সতর্কর জায়গা থেকে। তখন আম্মু বলল যে, আসলে "আল্লাহ ভরসা কিছু হবে না। মানুষের উপকার করতে গেলে" আ আ মানে স মানে বিশ্বাস রাখছে যে কোন ক্ষতি হবে না। তো তখন আমার বাবাও মেনে নিয়েছে "থাক একটা ছেলে খেলে কি হয়? এভাবে কষ্ট করে থাকে।" সে এটাও বলে যে "এখানে আমার ছেলেও" মানে তখন বুঝতে পারে যে এখানে আমিও তো থাকতে পারতাম, এরকম আরকি। তো এভাবে আসলে আমি মনে করি সবার যার, যার, জায়গা থেকে এই ধরনের মানুষদের পাশে থাকা উচিত, সবার পাশে থাকা উচিত। কারণ এটা সবার দায়িত্ব। কারণ সবকিছু হাসি, খুশি সবকিছু সবার সাথে ভাগাভাগি করলেই কিন্তু সেই অ্যা মানে আনন্দটা আরো বেশি সার্থক হয় বলে আমার মনে হয়।
জ্বি। আচ্ছা। হু, হু, হু। আসলেই, আসলেই। যে কেও করতে পারবে।